একজনের বলা খুব কঠিন। এ্যা তবে খুব পছন্দের আমাদের এ্যা বাংলাদেশের ওই দুজনের নামই ওম চলে আসবে। সেটা সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, হ্যাঁ একেবারেই এ্যা উপরের লেভেলেই আছেন তারা পছন্দের। আর যার গান শুনে ভালো লাগে যে বাহ! গানটা বেশ সুন্দর তো অনেক সময়ই এ্যা শিল্পীদের নামও জানা হয় না। আর এ্যা স একে ভারতবর্ষের টোটাল মানে ইন্ডিয়া যদি বলি, পশ্চিম বাংলার এ্যা গানের শিল্পীদের মধ্যে হচ্ছে এ্যা আমার বেশি ভালো লাগে, পুরনো দিনের ছেলেদের বেশি ভালো লাগে কিশোর কুমার, মান্না দে এই দুজন আমার ফেবারেট। বাংলাদেশের বশির আহমেদের গান আমার অনেক ভালো লাগে। এ্যা সৈয়দ আব্দুল হাদির গানও ভালো লাগে। এ্যা এরকম। তবে একজনের নাম বলা বেশ কঠিন আরকি। সব ভালো গানই আমার ভাল লাগে। ইদানিং কালের শ্রেয়া ঘোষালের গান ভাল লাগে। র ম ইদানিং তো শ্রেয়া ঘোষাল নেই লগ্নজিতার গান বেশ ভালো লাগে। শুভমিতার গানও ভালো লাগে। এ্যা ভালো, ভালো গান ভালই লাগে। ইমনের এ্যা সব মানে মেক্সিমামই আপনার রবীন্দ্রসঙ্গীত ইমন চক্রবর্তীর গান আমার অনেক ভালো লাগে। অনেকবার
হুম। বাহ! হ্যাঁ। <chuckles> একদম। হুম। ও। বাহ! উদাহরণ। অ্যা হ্যাঁ, সেটাই। আচ্ছা। হুম। হু। দারুণ। এটা কিন্তু আসলে আপনার, কথা শুনলেই বোঝা যায় যে আপনার কাছে আসলে একজন শিল্পীর গান স মানে বলা বা আপনার পছন্দের শিল্পীর গান বলাটা একটু কষ্টকর হয়ে যায়। কারণ যেহেতু আসলে আপনি আ গান পাগল বলা যায় বা আপনি আসলে গানটা শুনতে পছন্দ করেন এটা কিন্তু আসলে দারুণ বা এটা কিন্তু আসলে হয় হু, হু, হু এ্যা তো আপনার আসলে সব কাজের সাথে তাহলে গানটা আসলে কমবেশি শোনা হয়। বাহ!
না, এ্যাম না সেটাই বলা সেটাই পছন্দের। <chuckles> একদমই তাই। অ হ্যাঁ, গান পাগল। হ্যাঁ, খুব, খুব। সব কাজের সাথে জি, জি গান থাকে। গান থাকে। হ্যাঁ। সব কাজের সাথেই। হ্যাঁ, হ্যাঁ।
এটা কিন্তু এ্যা বেশ দারুণ। তো আপনি কি এইযে অনেকে আছে যে মুডের উপরে গান এ্যা চেঞ্জ করে রাখে বা একটা প্লে লিস্ট বানিয়ে রাখে। তো এরকম কি কোনো কিছু আসলে আপনি করে রাখেন কিনা যেমন আপনি যদি একটু মন খারাপ থাকে তখন একটু মা মন খারাপের গান বা একটু যদি মন ভালো থাকে তাহলে একটু বিনোদনের গান এরকম কি কোনো প্লে লিস্ট আপনি আলাদা করে রাখেন কিনা?
হুম। উ হুম।